আচ্ছা, এখানে সত্যি বলতে আগে যেটা হতো আমি যখন বন্ধুদের সাথেও আড্ডা দিতাম, তখন যা দেখা যায় যে হঠাৎ করে আমার কোনো একটা মেসেজ আসলে আমার ওটা পড়তে ইচ্ছা করত। মানে খুবই নগণ্য যে জিনিসটা একটু আগে যেটা বললাম যে আমার Facebook এ হয়তো একটা ছবি আপলোড করেছিলাম ২ দিন আগে, ওটাতে দেখা যায় যদি আজকেও কেউ যদি কমেন্ট করে ওটাও Facebook আমাকে নোটিফিকেশন দেয়। যে, "Someone has commented to your to your post." এরকম যখন আসে তখন দেখা যায় বন্ধুদের সাথে যখন কথা বলি বা আড্ডা দেই তখনও দেখা যায় বারবার ফোনটা হাতে চলে আসতো। যে দেখতাম যে, "আচ্ছা কে কমেন্ট করলো, কি কমেন্ট করলো?" তখন এই ক্ষেত্রে যদি আমি একটা বলি যে কিছুদিন আগেই এটা হয়েছিল। আমরা ৪ জন বন্ধু মিলে এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম। তো খুবই ভালো একটা সময় কাটছিল। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। অনেকদিন পরে দেখা হয়েছিল। তো ভালো, ভালো আ অনেক কথাও শেয়ার করতেছিলাম। তো হঠাৎ ঐখানে কি হলো আমার ফোনটা হঠাৎ করে বেজে উঠল। বেজে উঠার পরে তো কথার মাঝে আমি দেখা যায় ফোনটা হাতে নেওয়া শুরু করলাম, আর হাতে নিয়ে দেখা শুরু করলাম। তো তখন আমার পাশ থেকে আরেকজন বন্ধু বলে উঠল যে, "আমাদের সাথে বসে আছো তোর এখন ফোন ইউজ করার কী দরকার? আর ইম্পোর্টেন্ট তো আমরাই তো আমরা তো কেউ নাই তোর মানে মেসেজ দেওয়ার মতো এখন। তো তোর ফোনটা কেন ধরতে হবে বারেবারে?" তো তখন আমি একটু বললাম যে, "আচ্ছা এটা এসে পড়েছে মানে এটা অভ্যাসগত কারণে হাতটা চলে গেছে, রেখে দিই।" তো এরকম আর কি হতো যে অনেক ক্ষেত্রেই অনেক বেশি ডিস্টার্ব হয়ে যেতাম। মানে ডিস্টার্ব তো আমি না তারা ডিস্টার্ব হয়ে যেত, আমার মনোযোগটা ব্রেক হয়ে যেত। ঠিক।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। তাই নাকি? <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। <chuckles> আচ্ছা। হুম। বাহ! তারা হয়ে যেত আরকি। হুম। বাহ! আসলে আ আপনি ফোনটা বের করে তাদের কাছে একটা ডিস্টার্ব বোধ হত। দেখা যাচ্ছে যে এগুলো থেকে আসলে আপনি আ মানে চে এগুলো আসলে শিকার হয়েছিলেন আসলে এই ইস মানে রাগারাগি না রাগারাগি বলতে কি একটু আপনাকে বকাটকা দিত। "ক্যান টিপিস? আমরা তো একসাথে আছি একটু হ্যাঁ একটু একটু গল্প টল্প করি," আবার আ পরিবার বলত যে, "একটু আমাদেরকে সময় দে। সারাদিন ব্যস্ত থাইকা আবার আইসা ফেরা আ ফোন চাপিস বা প্রযুক্তি ব্যবহার করতেছিস।" তো এটা তো খারাপ লাগারই বিষয়। তো সেক্ষেত্রে এই যে মনোযোগ নষ্ট হওয়ার প্রধান কারণ কি নোটিফিকেশন আপনি মনে বল মো নোটিফিকেশন কি মনে করেন আপনি?
ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। মানে বন্ধু হিসেবে যে বন্ধু হিসেবে বলবে, "তুই কেন এখন ফোন ইউজ করবি?" ঠিক। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। আচ্ছা। এক্ষেত্রে আমি বলবো শুধু নোটিফিকেশন এমন না কিন্তু নোটিফিকেশন আমার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করত এই যে আমার মনোযোগটা নষ্ট করার ক্ষেত্রে। মানে বারে, বারে যেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। এটা একটা স্টাডিও খুব সম্ভবত আছে যে যখন আমরা হয়তো অনেক বেশি নোটিফিকেশন এর মধ্যে পড়ে থাকি, আমাদের একটা অ অ্যাডিকশন হয়ে যায় নোটিফিকেশন এর প্রতি। মানে যখনই আমরা ফোনটা একটু দূরে রাখবো, দেখা যায় আমি এটা আরকি শুনেছিলাম কিছুদিন আগে যখন ফোনটা একটু দূরে রাখবো তখনও অনেক সময় আমাদের মনের মধ্যে একটা নোটিফিশনে মতো বেজে উঠবে। আমার কাছে মনে হবে যে আচ্ছা ফোনটা মনে হয় মাত্র বেজে উঠছে। এমন আমার ক্ষেত্রে অনেক হয়েছে দেখা যাচ্ছে আমি হয়তো অফিসে বসে আছি তো ফোনটা দেখা যাচ্ছে আমি ড্রয়ারে রেখে দিয়েছি। ফোন কিন্তু সাইলেন্ট, আমিও জানি যে ফোন সাইলেন্ট তারপরে আমার কেন যেনো ১০ মিনিট পরপর বা ১৫ মিনিট পর মনে হতো যে আমার ফোনটা হয়তো বেজে উঠেছে। হ্যাঁ, মানে ফোনটা বেজেও উঠেছে এমন মনে হচ্ছে, যদিও ফোনটা বাজেনি। কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন একটা শব্দ এসে পড়ে এবং মনে হয় যে হ্যাঁ ফোনটা বাজছে। তখন দেখা যায় বারেবারে ফোনটা ধরতে হইতো, ঠিক। তো এটা একটা অ্যাডিকশনের মতো হয়ে গেছিলো সত্যি বলতে।
ও তাই নাকি? ও ভূমিকা আচ্ছা, আচ্ছা। হুম। হুম, হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। চেক করা লাগে আরকি। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। মানে ঐটার সাথে অভ্যস্ত আরকি। হুম।